<smacks lips> আচ্ছা, আম আমার না আসলে জীবনে বড় পরিবর্তনে কিন্তু যখন আসে পরিবর্তন যখন আসে আমার লাইফে, তখন কিন্তু আমার দেখা দেখা যায় কি? এত বেশি টেনশন হয়, আর এত অনিশ্চয়তায় থাকি, যে কি বলবো? মানে আমি খুব টেনশনের ভেতর থাকি যে মানে কি হবে কি হবে? এটা নিয়ে আমার সারাদিন মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। যে আসলে কি করবো? কোনটাই তো উত্তর নাই। নতুনভাবে এভাবে শুরু করছি। হ্যাঁ, তখন আমি মানে <tsk> কি করুর মানে কোনটা রেখে কোনটা করবো? কিভাবে কী হবে? তো এগুলো না আসলে আমার কিন্তু ভীষণ চি চিন্তা হয়। মানে এ আমি চিন্তা করছিলাম যে কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো? পরে আসলে নিজের কারও সাথে তো কথা বললে কে কিভাবে আসলে জাজ করবে? বুঝতে পারছিলাম না। তো চিন্তা করলাম যে আপনার সা কাছে একটু বলে যদি কোন ধরনের পরামর্শ পেতে পারি, তাহলে কিন্তু আমার জন্য বেশ ভালো হতো বলে মনে হচ্ছে।
ও! হুম। হুম। হু। হুম। আসলে বড় পরিবর্তনের কারণে এদ যে আপনি অনেক overwhelm হয়ে যাচ্ছেন। এটা হওয়াটা কিন্তু এটা হয়। মানে এরকম পরিবর্তনের আ সাথে অনিশ্চয়তা বা, এ যে উদ্বেগের ব্যাপারটা, এটা কিন্তু একদমই আম সম্পৃক্ত। আর আপনার যেটা ফিল হচ্ছে, এটাও কিন্তু স্বাভাবিক।
হু, হু, হু। হু, হু।
তো <smacks lips> আপনার বড় পরিবর্তন মানে কোনগুলো? যেগুলো কি হচ্ছে career-wise নাকি আপনার পার্সোনাল লাইফের বড় পরিবর্তনগুলো নিয়ে আপনি অ উদ্বেগে থাকেন বা, অনিশ্চয়তার মধ্যে থাকেন?
আচ্ছা। হুম, <smacks lips> আসলে ব্যাপারটা হচ্ছে আমার আ মানে বিটে সম সম্প্রতি সময়ে আমার আসলে বাচ্চা হয়েছে। হ্যাঁ? তো এরপরে বাচ্চাটা ধরেন আম দেখা যাচ্ছে যে, তার বয়স এখন অ ১ কিন্তু মানে আমার কাজে ফেরত যাওয়ার ব্যাপারটা <smacks lips> আসলে আ তাকে রেখে কাজে ফে মানে মানে ফুল টাইম কাজ করাটা একটা আমার জীবনের একটা অনেক বড় পরিবর্তন বলতে পারেন। কারণ আগে তো আমি কাজ করেছি ধরেন সে ধরেন হওয়ার পরেও কাজ করেছি। তখন তেমন একটা দৌড়াদৌড়ি করতো না, অত ছুটোছুটি করতো না। এখন তার যে অবস্থা, এটা আমার লাইফের কিন্তু একটা ভীষণ বড় একটা পরিবর্তন এবং আমি এত চিন্তায় আছি যে, সে যখন আসলে এরকম করবে, দেখা যায় আমার কিন্তু আবার আ মানে কাজে আরকি ও কাজ করতে হতে পারে। মাঝে, মাঝে কাজ বাসায় করি। তো সব মিলিয়ে কিন্তু আমি একটা ভীষণ টেনশনে আছি যে, তার আম দেখাশোনার ব্যাপারটা সব মানে সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে আ একটা খুব চিন্তার ব্যাপার এটা, হ্যাঁ? যে সে আসলে কী করবে? আমি যখন থাকব না, হ্যাঁ? আমার একটা উম ভালো বড় life transition এটা এবং অ্যা এটা আমি বলতে পারেন যে, <smacks lips> একটা অলরেডি আমার childbirth, সেটাই আমার জন্য অনেক বড় একটা ইমোশনাল, ফিজিক্যাল একটা শিফট অনেক বড়। তার ওপরে এখন হচ্ছে যে কাজের জিনিসটা। এটা নিয়ে আসলে আমি আম খুব <smacks lips> burnout ফিল করি। মানে কী যে করবো? অনিশ্চয়তা থাকে, খুব উদ্বেগ কাজ করে। এটা বলতে গেলে আমার জীবনের অনেক বড় একটা পরিবর্তন তো। তো এটা মানিয়ে নিতে আমার অনেক একটা আ বলতে পারেন একটা উমহ কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। তো এই রকম পরিস্থিতিতে আমি কীভাবে কী সহায়তা কার নিব? বা, কী চিন্তা করবো? কীভাবে কাজটা করবো? আ আসলে সবকিছু মিলিয়ে কিন্তু ভীষণ একটা গিল্টের ভেতরে আছি। কিংবা বলতে পারেন একটা মানে চিন্তা ভেতর দিয়ে আসলে যাচ্ছে আমার আসলে সময়। তো জানি না আসলে কী করলে কী হবে? <tsk> এগুলো সবকিছু মিলিয়ে একটা ভীষণ একটা মানে dilemma র ভেতরে আছি।
হুউম।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 জ্বী। হুম। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। আর এইযে childbirth এর ব্যাপারটা যে বললেন, এটা আসলেই খুবই চ্যালেঞ্জিং একটা মায়ের জন্য। আ হচ্ছে প্রথমত হচ্ছে এইযে ৯ মাস আ একটা জার্নি। তারপর হচ্ছে বাচ্চা পৃথিবীতে আসার পর আরেকটা জার্নি। এটা আসলে constant থাকে। এটার কারণে আপনার আ মানে আপনি যে সবদিকেই খেয়াল রাখতে হবে, তারপর নিজের খেয়াল রাখতে হবে। এটা নিয়ে আসলে উদ্বেগ ও নিশ্চয়তা থাকাটাই মানে বলা যায় স্বাভাবিক। আর আপনি যে বলছেন যে, আপনার কাজে আ ফিরে যেতে হবে। তারপরে বাসা থেকে কাজ করছেন। অফিসে গিয়েও কাজ করছেন। আপনার কি মনে হয় যে বাসায় থেকে যদি আপনি অ কাজ করতে পারতেন, অফিসে যদি না যেতে হতো, তখন কি আপনার কাছে মনে হয় যে পরিবর্তন মানিয়ে নিতে একটু সহজ হতো?
হুম। আচ্ছা। ওকে। জি। আসলে আ বাসা থেকে কাজ করতে হলে অম বলতে পারেন যে সহা একটু তো সহজ হতই। একটু না, বেশ ভালোই সহজ হতো। আ বাসা থেকে কাজ করতে উম তো আসলে তেমন কোন একটা বা মানে দেখা যাবে যে, একটু হয়তো আম কিছুক্ষণ পর, পর এসে তাকে হয়তো আম দেখে গেলাম। তাও তো একটা মানসিক শান্তি থাকে। কিন্তু ধরেন সে যখন একদমই আ থাকবে না মানে আমি যখন থাকবো না আরকি। তখন তো এই জিনিসটা তার অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আসলে চিন্তা করছিলাম কিভাবে করে এই ব্যাপারটা আসলে মানিয়ে নিবো। মানে এইজন্যই আসলে আমার সকল চিন্তা। আর আপনি যেমনটা বললেন, child birth তো অবশ্যই আসলে আমার জীবনের একটা অনেক বড় মানে চেঞ্জ। সেটা আসলে কি বলবো? কিন্তু দেখা যাচ্ছে, এটা ভালো। চেঞ্জটা আমি এমন বলছি না খারাপ। তবে আমাকে অনেক উদ্বিগ্ন করে তোলে। অনিশ্চয়তায় ফেলে দেয় যে আসলে এত পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটা হয়তো সহজই হতো যদি আসলে আমার কোন কাজ না থাকতো। আমি ধরেন বাসায় থাকতাম। তবে যেহেতু আমি একটা working mom, আমার জন্য কিন্তু এটা অনেক কঠিন। আমাকে অনেক চিন্তা করে যে, আমি কি রেখে, কিভাবে কি কিভাবে সময় দিব? আজকালকার বাচ্চাদেরকে সময় না দিলে তারা হয়তো সেই জিনিসটা তাদের মেন্টালি কিভাবে করে আসলে ইয়া করবে, এফ এফেক্ট করবে? তো এই জিনিসগুলো আসলে কিন্তু আমাকে অনেক ভাবায়। আমি কি যে করবো? বুঝতেই পারছি না।
হুম। হুম। হ্যাঁ। হুম, উ হুম। হুম। হুম। হুম। সেটাই। হুম। আপনার চিন্তাটা, তারপরে আপনার কেরিয়ার নিয়ে, বাচ্চা নিয়ে চিন্তাটা এসা এটা আসলে সব বলা যায় যে মানে সবক্ষেত্রেই প্রযোজ্য। আপনি মা হিসেবে চিন্তা করছেন। তাছাড়া আপনি হচ্ছে আ একজন working mom হিসেবে নিজের কেরিয়ার নিয়েও চিন্তা করছেন। আচ্ছা আপনার কি এরকম চিন্তা ভাবনা এগুলো শেয়ার করার আ বা, এইযে অনিশ্চয়তা, এটা মানে কারো সঙ্গে কি আপনি মন খুলে শেয়ার করতে পারেন? মানে আপনার পার্টনারের সাথে বা, আপনার ফ্রেন্ড বা, ফ্যামিলির সাথে?
আচ্ছা। আসলে হুম বলতে তো পারিই। তবে, এভাবে করে আসলে কখনো বলি নাই যে, "আচ্ছা, এখন এটার সলিউশান কি আমাকে বলো?" এভাবে কখনো বলি নাই। কিন্তু আমার কিন্তু অ সবসময় কিন্তু আমি সলিউশানটা খুঁজতে থাকি। উম ইর উম বলতে পারেন যে আম আমি অবশ্যই এটা সলিউশান খুঁজি। কিন্তু তাদেরকে আসলে সব উ বললে, তারাও আসলে আসলে চিন্তিত হবে দেখে তাদেরকে সেভাবে করে বলি না। কিন্তু আমার খুব আসলে টেনশন হয় যে কি করবো, কি করবো? আ কীভাবে করে আসলে জানি না আসলে খুব বুঝতে পারছি না, আসলে ভবিষ্যৎটা আসলে কি লেখা আছে? কি হবে? কি করলে উ আসলে এই টেনশনগুলো আমার মাথা থেকে যাবে। ক্যারিয়ারটা বলবো না যে মানে আমার অবশ্যই আমার বাচ্চা আগে। অবশ্যই আমার লাইফটা আগে। কিন্তু তার লাইফটা আগে। সে প্রায়োরিটির লিস্টের সবচেয়ে আগে। কিন্তু ক্যারিয়ারটাও কিন্তু আমার জন্য ইম্পরটেন্ট। কারণ
হুম। হুম, হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হু। হুম।
আমি আসলে তার ভবিষ্যতের জন্যই করছি। আমাদের ভবিষ্যতের জন্যই করছি, যা করছি। তো সেক্ষেত্রে আমার নিজস্ব আমি independent লাইফই পছন্দ করি। আমার মনে হয় সে আমার কাজটা না থাকলে আমি আসলে খুবই আম আরেক সা ঝামেলায় পড়ে যাব। তো কাজ করে যাওয়া এবং ইনকাম করে যাওয়া আমার মনে হয় যে আমার একটা পাওয়ার। এটা আমি একদমই ছাড়ব না। সেটা যেভাবেই হোক। আম তো এটাই আসলে। এই ২ টো আসলে ব্যালেন্স করার ক্ষেত্রে আমি আসলে চিন্তা করছি যে, কি করলে ভালো হয়?
একদমই। হু, হু, হু। উ হুম। হু, হুম। আসলে আপনার এইযে আম নিজের ইনকাম থেকে যে পাওয়ারফুল মনে করা নিজেকে, এটাই এটা হয় আসলে। এরকমটা স্বাভাবিক। নিজের একটা ইনকাম সোর্স থাকতে হয় প্রত্যেকটা মেয়েরই। আ প্রত্যেকটা মানুষের আসলে ইনকাম সোর্স থাকতে হয়। কারণ আ মানে এটার কারণে হচ্ছে বিভিন্নভাবে নিজেকে আম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো আপনার উদ্বেগের ব্যাপার নিয়ে যেটা বলবো, সেটা হচ্ছে যে উদ্বেগটা আসে সাধারণত আমরা যখন আ ফিউচারের কথা চিন্তা করি, আমরা যখন ভবিষ্যত নিয়ে চিন্তা করি, সেটা থেকে। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এভাবে দেখেন যে আপনার আ প্রতিদিনের কাজটা যদি আপনি প্রতিদিনই শেষ করেন, প্রতিদিনের চিন্তা যদি আ প্রতিদিন আ করেন, ধরেন আপনাকে ফিউচার নিয়ে চিন্তা করে না করে আপনি হচ্ছে আজকের চিন্তাটা আজকে করলেন। তখন দেখবেন এইযে উদ্বেগটা বা, অশান্তি, অনিশ্চয়তা এই ব্যাপারগুলো একটু কমে আসছে। কারণ উদ্বেগটা আসেই হচ্ছে ফিউচার থেকে। আপনি ফিউচারের উপর আপনার কোন কন্ট্রোল নেই। আপনার কন্ট্রোল আছে শুধুমাত্র আপনার বর্তমানের উপর। তো আপনি যদি বর্তমানটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, তখন হচ্ছে কি? আপনার ফিউচারটা ভালো হবে। তো মানে আমি বলবো যে আপনি চেষ্টা করতে পারেন আপনার চিন্তা ভাবনাকে আপনার আম যেটা সেটা যেটাই হোক, আপনার বাচ্চা নিয়ে, আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনাটাকে আপনি হচ্ছে বর্তমানে রাখার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে ওইযে ফিউচারের উদ্বেগটা, সেটা আ অনিশ্চয়তা, সেটা আপনার মাঝে আ কম আসবে।
একদম। ঠিক বলেছেন। হ্যাঁ। ওকে। ঠিক বলছেন। ওকে। ঠিক বলেছেন। না আসলে আপনি কিন্তু ঠিক বলেছেন, যে প্রতিদিন একটা যদি প্রতিদিন চিন্তা করি, তাহলে হয়তো এত এইযে যে দীর্ঘ সময় ধরে চিন্তা করছি যে, এই জিনিসটা হয়তো হবে না। আর motherhood তো আসলে কি বলবো? যে এটা তো আমার সামর্থ্য কমাচ্ছে না বরং আমার নতুন বলা যায় যে দক্ষতা যোগ করছে। এটা আরকি আমাকে একটু multitasking করতে হবে। এটাই হয়তো আমার লাইফের সত্যতা।
হুম। হুম, হুম।
তবে আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে কথা বলে এটা আমার একটা শক্তিশা শক্তিও আসলে বলা চলে। হ্যাঁ? আমি আসলে চেষ্টা করবো যে আমার ধৈর্য ধরে রেখে, আপনি যেভাবে করে পরামর্শ দিলেন, সেভাবে করে হা চালিয়ে যেতে। তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে, না আসলে আম উম কিছু একটা স মানে একটা দেখা যাবে যে, কোন একটা না কোন একটা গতি হয়েই গেছে গিয়েছে। আর আম আমি আসলে কি বলবো? এগুলো নিয়ে আসলে কাউকে বলা হচ্ছিল না দেখে একটু আসলে উম মাথায় প্রেশারটা ছিল। উম খুবই একটা মনে হচ্ছিল কাধে একটা বোঝা নিয়ে হাঁটছিলাম। তবে আসলে এখন আ সেই কথাগুলো আসলে আপনার সাথে শেয়ার করতে পেরে কিন্তু ভীষণ হালকা অনুভব করছি। মনে হচ্ছে যে, না আ উ সব মানুষের জীবনে আসলে এরকম পরিবর্তন আসে। আসলে মানিয়ে নিতে হলে সেটা দীর্ঘদিন ধরে এরকম চিন্তা না করে একেক উ প্রতিনিয়ত আসলে এক একেকদিনের যেই দিনের চিন্তা, সেই দিনের জন্য রেখে দিলে, সেটাই হয়তো ভালো। তো আমি আসলে এভাবে করে চেষ্টা করবো। আর আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য এবং আমাকে এত মূল্যবান কিছু ক মানে পরামর্শ দেওয়ার জন্য।
হুম। হুম। হুম, হুম। হুম। হুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অ মানে বড় পরিবর্তন হচ্ছে। জীবনে অনেক উদ্বেগ বা, অনিশ্চয়তা নিয়ে আসছে। কিন্তু এইযে মানে একটু যদি আ নিজেকে ম্যানেজ করা যায়, নিজের চিন্তা ভাবনাকে ম্যানেজ করা যায়, তাহলে সবকিছুই ম্যানেজেবল হয়ে যায়। তার জন্য স্বাভাবিক হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন।